আচ্ছা এইখানে ২ টা জিনিস আছে। তো আমি করছি কি জানেন? আমি একটা বাটন ফোন ব্যবহার করা শুরু করছি। তারপরে না স্মার্ট ফোনটা যে নষ্ট হইছে, এটা ঠিক করাবো এটার কথা ভুলেই গেছি প্রায় ১-২ সপ্তাহ।
হু, হু। একদম ভুলে গেছে মানে <scoffs> বেমালুম ভুলে গেছেন যে মানে আপনি ও বাটন ফোনে এতই used to হয়ে গেছেন যে, আগের ফোনটা তখন আর আপনার মনে নেই যে, কেন নষ্ট হয়েছিল বা আদৌ নষ্ট হয়েছিল কিনা। আচ্ছা, আচ্ছা।
একদমে! মানে কি হইছে, আমি বলি অ্যা ও না, না, না। এই আসলে আ একদম ওরকম না। বিষয়টা এরকম হইছে। আমার সাথে ২ টা ল্যাপটপ থাকে। তো আমার ফোনের সবকিছু না আমার ল্যাপটপ এ আছে। আমার ফোনটাও কানেক্টেড মানে আমার ফোনটা যদি আমি চালাইতে চাই না সেটা আমি ল্যাপটপ থেকেও চালাইতে পারি। কারণ কি? অনেক সময় হয় যে, ফো ফোনটা কাছে থাকে না। এখন আমার নষ্ট হইছে না, ডিসপ্লে। তো কি হইছে, আমি ফোনটা রেখে দিসি। চার্জ দিয়ে অন আছে ফোন অন আছে। কল ও আসতেছে। কিন্তু সব কল আমার ল্যাপটপ এও দেখা যায়, বুঝছেন? তো পরের সিম গুলো তো আমি ইয়াতে নিয়ে নিছি, বাটন ফোনে। তো এখন হইছে কি, যে, একদিন গেল। আমি এখন একটু ব্যস্ত। <tsk> যাব, যাব, আচ্ছা কালকে যাই, পরশু যাই এরকম করতে, করতে ৩-৪ দিন চলে গেল। তো, ৩-৪ দিন পরে না, আমি বুঝছেন, বুঝতে পারলাম যে আমি আছে না ফোন থেকে দূরে থাকাতে, আমার অনেক সময় বেঁচে যাচ্ছে। আমি অযথা Facebook চালাচ্ছি না, রিল দেখতেছি না। অনেক কিছু। তো আমি পরে ফোনটা বা আ ভাবলাম যে, "আরো কয়েকদিন পরেই ঠিক করি।" করতে, করতে <scoffs> ২ সপ্তাহ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
ও! আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। অ্যা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা! মানে নিজেকেই বুঝ দিলেন যে হ্যাঁ, হ্যাঁ, ২ সপ্তাহ হয়ে গেছে? তাহলে তো আপনার অনেকটা সময়ও কিন্তু বেঁচে গেছে এবং আপনি খুব সুন্দরভাবে নিশ্চয়ই সময়টাকে কাজে লাগিয়েছেন বুঝতে পেরেছে। আচ্ছা এই যে ফোনটা যে নষ্ট হয়েছিল কে এটা কি কোনো কারণে নষ্ট হয়েছিল? যে আপনার হাত থেকে পড়ে গিয়েছিল বা মানে কি কারণটাতে আপনার ফোনটা নষ্ট হয়েছে? ওইযে ১ম যে কালো দাগটা এসেছিল?
হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। তাতে কিহ হু, হু। জ্বী, জ্বী, জ্বী। এটা সম্ভবত কি, কোথাও একটা হয়তো বাড়ি বা চাপ খেয়েছিল, তারপরে ডিসপ্লেটা একটু করে নষ্ট হইছে।
আচ্ছা! বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ।
আর একটা জিনিস কি যে, ২ সপ্তাহ পরে যখন আমি ফোনটা ঠিক করালাম, সেটারও কিন্তু প্রক্রিয়া আছে। তো আমি তো আসলে সময় তারপরেও আমার বের করতে একটু সমস্যা হচ্ছিল। পরে আমি বের হইলাম। বাসা থেকে বের হয়ে দোকানে গেলাম, যে ১ম এ তো প্রথমত আমার ফোন তো ওই যে ইয়াটা আছেই, বাটন ফোন আছে। আর ল্যাপটপ তো আমার ব্যাকআপ টা এতদিন ইউজ করছি। তো, আমি গেলাম পরে ডিসপ্লেটায় এটা দেখলাম, আমি বেশ কয়েকটা দোকানই ঘুরলাম। যে, "আসলে কোন ডিসপ্লেটা ভালো হয়, কোনটা ভালো হয় না!" কারণ এখানে না অনেক মানের ডিসপ্লে আছে। কোনটা ভালো হবে না হবে আসলে বলা কঠিন।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। অবশ্যই।